তো আপনি যে এইগুলা করসেন এবং এত বছর পরেও এত ডেঞ্জারাস একটা কাজের সামনে গেছেন, এটাই তো অনেক বড় ব্যাপার ভাই।
এ সেটা তো আমারও মনে হয় ভাই। প্রাউড ফিল করতাসিলাম, এ এ তো অনেকটা। কিন্তু ব্যাপার হচ্ছে ভাই, ছোটবেলায় তো অনেক কিছুই আসলে করসি, কিন্তু এখন যখন বড় হইসি, এখন না অনেক কিছু করতে সংকোচ হয়। অনেক কিছু মনে হয় যে, আসলে এ এটা করলে এ কি ভাববে লোকে, সেটা করলে কি ভাববে লোকে। অ্যান এ এইগুলো না ভাবতে, ভাবতেই চলে যায় জিনিসটা আর করা হয় না, তাই না?
হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মানে মানুষের চিন্তা এখন আপনার ভেতরে। এটা অনেক ক্ষেত্রে সঠিক এবং বয়সের সাথে কাজকর্মের ভেতরে কিছু বাধা নিষেধ আসে বা সব বয়সে আসলে সব কাজ করা মানায়ও না। মানায় না এ মানে আমি এই সেন্স এ বলছি যে, কিছু কাজ আছে না যে এটা বয়স স্পেসিফিক ভাবে আলাদা করা যায়।
হুম, হুম।
তো এমন না যে করা যায় না। করা যেতেও পারে। তবে মনে হয় না সে জিনিসটা নিজের কাছেও করতে ভালো লাগবে। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি। আমি আপনার কাছে জানতেও চাই একটা ছেলে হিসাবে না আ একটা নির্দিষ্ট বয়সের পরে যাওয়ার পরে মনে হয় যে, চাইল্ডিশ ভাবটা দেখাইতে যদিও আমাদের ভেতরে থাকে আমি জানি নিজেও একটা ছেলে। কিন্তু এইটা দেখাইতে অনেকটা সংকোচ বোধ হয়। যদি মনে হয় যে না
হুম, হুম। হুম। হুম, হুম। হুম। উ হুম। এ এটা, এটা এটা, একটা ভালো কথা বলসেন ভাই। একটা ব্যাপার হচ্ছে কি, ছেলেরা বিশেষ করে ভাই একটু বড় হলেই, তারা যখন এই চাইল্ডিশ ভাবটা দেখাবে তখন
উম জি, জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। "এই তুই এরকম বিহেভ করতেছস কেন? এই তুই এটা করতেছস কে সেটা করতেছস কেন? এই তুই বড় হইছিস না? তোর এই দায়িত্ব আছে, সেই দায়িত্ব আছে। তুই এটা করিস কেন?" <tsk> ভাই আ আ আ আমি কতই বা বড়ো হইসে খুব বেশি হলে পনের- ষোল বছর বয়স। এই সময় যদি ভাই এইরকম শুরু কইরা দেয়। এরপরে <tsk> দেখা যায় যে এরা তো আসলে চাইল্ডই তাই না? এখন দেখেন একটা বড় সমস্যা আমি রিসেন্টলি খেয়াল করসি যে, বাচ্চারা বড় হওয়ার আগেই কিন্তু বড় হয়ে যাইতেসে। খেয়াল করসেন কিনা জানি না। এই এই রকম আ মেন্টাল ম্যাচুরিটি তাদে ম্যাচুরিটি তাদের আসতেসে যে আসলে অ্যাকচুয়ালি অ্যালার্মিং কিন্তু কারণ বাচ্চারা যখন বাচ্চা বয়সটা এনজয় করতে না পারে, প্লাস বাচ্চা বয়সে যেটা শেখানো উচিত, সেটা শিখতে না পারে। তখন কিন্তু তাদের পরবর্তী এ টাইমে, মেন্টাল হেলথ এর উপরে একটা বিশাল প্রভাব ফেলে এবং তারা তো বাইরে বড় হয়ে যাওয়ার যে প্রবলেম টা, এটাই কিন্তু খুব একটা অ্যাপারেন্ট ইশ্যু, তাই না?
সেটা ঠিক একদম। হ্যাঁ, হ্যাঁ। বাচ্চাদের মত করতেছিস কেন? ঠিক, ঠিক। আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বড় করে দেওয়া হচ্ছে আসলে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলছো। অবশ্যই। অবশ্যই।

হ্যালো?
হ্যালো! শুভ রাত্রি ভাইয়া, কেমন আছেন?
শুভরাত্রি। এই তো ভালো আছি ভাই। আপনি কেমন আছেন?
দুর্দান্ত যাচ্ছে, এখন আর কি। সারাদিন অনেক দৌড়ঝাঁপের ভেতরে ছিলাম। আপনার দিন কেমন যাচ্ছে?
হু, হু। আ না, গত ২ দিন ছুটির দিন ছিল, কিন্তু যেমন যাওয়ার কথা ছুটির দিন আর কি তেমন যায়নি। ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে প্লাস
আচ্ছা, আচ্ছা। কেন, কেন?
আ গত পরশুদিন আর কি আমি ঘোড়ার পিছনে দৌড়াইছি আর কখনো ঘোড়া আমার পেছনে। তো
আচ্ছা, আচ্ছা, এ আবার কেমন কথা ভাই?
বেশ থ্রিলিং গেছে বলতে পারেন।
এ আবার কেমন কথা, ঘোড়ার পেছনে আপনিই বা কেন দৌড়াইতে গেছেন, আর ঘোড়াই বা অবশেষে আপনার মতো মানুষের পেছনে কেন দৌড়াইতে গেল?
<laughs> সেটাই তো আমি ভাবি যে ঘোড়ার খায়া কাম নাই, আমার পিছনে দৌড় দিছে। আই মিন কাহিনী হইতেছে যে আমাদের এখানে
ঘোড়ার আসলেই খায় কাজ নেই। এটা না হয় মানলাম। আপনার তো কাজ ছিল। আপনি বা ঘোড়ার পেছনে গেছেন কেন?
<laughs> আমার কাজটাই ওইটাই ছিল অনেকটা। মানে আমাদের এখানে হচ্ছে বড় একটা অনুষ্ঠান গেছে। যেখানে আ ঘোড়ার রেসের ব্যবস্থা করা হইছে। তো ওই আমাকে দায়িত্ব দিছে যে, ঘোড়া আ আ একটার ম ম ঘোড়ার নাল বলে ওটাকে। ওই যে মুখে যে, ই টা থাকে না দড়িটা? ওইটা ধইরা থামাবি ঘোড়ায় আসার পর এই পর্যন্ত। প্রথমবার থামাইছি ভাই। পরেরবার হচ্ছে ঘোড়া সামনে চইলা গেছে আমি পিছনে দৌড় দিছি! দৌড়াইয়া ঘোড়া বেশ আস্তেই চলতেছিল ওই মুহূর্তে। এবার ঘোড়ার সামনে যেই যায়া দাঁড়াইছি, ঘোড়া আমারে ধাওয়া দিছে।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।